আ এইটা কিন্তু সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে আ আ সেমাই রান্না করাটা। আমার আম্মু কিন্তু মানে খুবই দারুণ করে আসলে সেমাই রান্না করে। তো এখনও কিন্তু এরকম হয় যে সেমাই দেখা যাচ্ছে যে এক প্যাকেট রান্না করল, ওইটা কিন্তু মানে একদম নিয়ে এনে টেবল এ রাখতে, রাখতেই আসলে শেষ। এরকম অবস্থা হয়ে যায়।
আচ্ছা। <chuckles> হুম। <chuckles> হ্যাঁ, এটা কিন্তু হয় আরকি যে আপনি যেভাবে বলছিলেন যে সেমাই রান্নার ব্যাপারটা এটা কিন্তু আসলে আপনার বাসায় এতটাই জনপ্রিয় যে রান্না করতে, করতে, করতে শেষ। হ্যাঁ যেটা বলছিলেন আপনি আরকি।
হ্যাঁ, হ্যাঁ, এ এবং হচ্ছে এ এরকমও আছে আম্মুর কিছু, কিছু আসলে আইটেম বিশেষ করে সেমাই, তারপরে হচ্ছে জর্দা, আ তারপরে হচ্ছে পায়েস। এ এই ডেজার্ট আইটেম গুলো আমার বাসার সদস্যরা কিন্তু খুব পছন্দ করে। সেক্ষেত্রে এইগুলো যখন করা হয় তখন কিন্তু মানে ইনস্টান্ট শেষ হয়ে যায় বা অল্প কিছু বেঁচে থাকে। এ এরকম হ্যাঁ, হ্যাঁ।
<chuckles> এটাকে তো বোঝাই যাচ্ছে। তো এটা কি আসলে উৎসবের টাইম এর ক কথা বলছেন কিনা?
আ উৎসবের টাইমেও হয় এবং উৎসব ব্যতীতও কিন্তু আ থাকে না হচ্ছে আ কিছু, কিছু বাসায় হচ্ছে অ্যাঁ মানে রান্না করা হয়। আ মানে কিছু, কিছু বাসায় দেখা যাচ্ছে যে এ ঝাল টাইপ এর আইটেম করা হয় এই বিকেলে দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ বিকেলে সন্ধ্যার নাস্তার সময় দেখা যাচ্ছে যে আ বড়া ভাজা অথবা পাকুড়া এই এই টাইপ এর আ মানে আইটেম করা হয়। হ্যাঁ, তো এইগুলোর হ্যাঁ, হ্যাঁ বলুন।
হুম, সেটা তো হয়ই। হ্যাঁ, সেটা তো হয়ই। <chuckles> না এটা তো থাকেই, হ্যাঁ। এইটা কিন্তু আসলে হুম, বলেন শুনছি।
জি, তো এইগুলোর পাশাপাশিও কিন্তু হচ্ছে অ্যাঁ মানে আমাদের আ বাসায় কিন্তু আ মানে ডেজার্ট আইটেম গুলোও কিন্তু চলে। তো মানে ঝাল আইটেম ও হ্যাঁ, হ্যাঁ, ঝাল আইটেম ও চলে এবং ডেজার্ট আইটেম ও আরকি চলে।
হ্যাঁ। <chuckles>